হ্যালো!
হ্যালো! শুভ দুপুর।
শুভ দুপুর কেমন আছেন?
আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনিও ভালো আছেন নিশ্চয়ই?
জ্বি, অবশ্যই। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। উহু, তারপরে এ
আলহামদুলিল্লাহ। <scoffs> কি করছেন?
এই যে বলতে পারেন, খাওয়া-দাওয়া শেষ করলাম। এখন একটু রেস্ট এর পালা
আচ্ছা। হু, হু, হু।
তো আসলেই ঠিক তাই। আপনিও তো আত এরকমই কিছু হয়তো আমার মত করেছেন। বা ফ্যামিলি আছে তাই না? আমাদের সবারই। তো মরা হুম।
হ্যাঁ, একদমই তাই। জ্বি। দেখা গেছে দুপুরের সময় তো হচ্ছে পরিবারের লোকজন একটু বাইরে। তো আমার না বাসায় আসলে একা ভালো লাগছে না। এজন্য ভাবলাম যে একটু যদি গল্প করা যায়।
হুম।